আসলে এখানে মূল যে বিষয়টা হয়েছে যে রাজনৈতিক কোনো যখন অ উম রাজনৈতিক ক্ষেত্রে বা নির্বাচনের ক্ষেত্রে এ সে উক্ত পদে আসার জন্য আমাদের প্রতিশ্রুতি দেন, সেটা অনেকটা বড়শিতে টোপ দিয়ে মাছ ধরবার মতো। সে যখন দেখে যে এ এরা আ বা জনগণ আমার প্রতিশ্রুতিকে এ টোপ হিসেবে গ্রহণ করেছে এবং তারা আমাকে নির্বাচিত করেছে। অতএব এদেরকে আমি নির্দ্বিধায় আগামীতে ঠকাতে পারবো। এ ধরনের একটা চিন্তাধারা করেই থাকে।
জি। হুম। জি। হুম। জি। হুম। জি। হুম। জি। হুম। জি। হুম। জি।
আর আমাদের মধ্যে একটা প্রচলন আছে যে আমরা নির্বাচনের অ আগ মুহূর্তে আমাদের ভোট এ বা আমাদের যে অ্যা নৈতিকতা এটা আমরা বিক্রি করে দেই। চায়ের দামে আমাদ আমরা আমাদের নৈতিকতা বিক্রি করে দেই। হয়তো ৳১০-৳২০-৳৫০ বিনিময়ে আমরা আমাদের ভোটটা আমরা আ সুপাত্রকে না দিয়ে কুপাত্রে এ এটা তো প্রদান করতেছি। এটা আমাদের মধ্যে একটা উ মানে আ সামাজিক অবক্ষয়। এই অবক্ষয়টা আমাদের দূর করতে হবে। এজন্য জনগণকে সচেতন হতে হবে। এখন কোন রাজনৈতিক ব্যক্তিত্ব যদি ক্ষমতায় আসে, দেখা যাচ্ছে যে সে এ ৩০-৩৫ বা ৫০ টা প্রতিশ্রুতি দিছে। সেখান থেকে কোন ক্রমে সে ২-১ টা পালন করলো এবং একেকটা পালন করার পরেই অ্যা সে পরবর্তীতে আবার যখন নির্বাচন চলে আসে, তখন সে খুব মাথা উঁচু করে বলে যে আমি আপনাদের এটা দিতে চাইছি, ওটা দিতে চাইছি, হ্যাঁ। এ এ আমি তো ১টা দিছি, দিছি কিনা? তো এই ধরনের কথা বলে সে আবার জনগণকে ঠকায়।
হুম। জি। হুম। জি। হুম। জি। হুম। জি। হুম। জি। হুম। হুম। জি। হুম। জি। হুম। জি। হুম। জি। হুম। জি। হুম জি। হুম।

জী, অবশ্যই। এক্ষেত্রে হুম।
হ্যাঁ, তবে অনেক বিষয়ে হ্যাঁ অনেক বিষয় চলে আসছে। আ রাজনৈতিক রাষ্ট্র রাষ্ট্রীয়ভাবে কিছু বিষয় চলে আসছে, যেমন বয়স্ক ভাতা, অবৈতনিক শিক্ষা ব্যবস্থা, আম যেমন বাচ্চাদের স্কুলে আ টিফিনের ব্যবস্থা, এসব সরকার অনেক করেছে। মেয়েদের আ আবার অনেক উপবৃত্তি দিচ্ছে। তা বিধবা ভাতা, এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু রাষ্ট্রীয়ভাবে যেসব মানে, সুযোগ-সুবিধা, এটা তারা নির্দ্বিধায় বলতে পারে যে যারা, আমি যদি নির্বাচিত হই, তো এই এলাকায় আ যারা এখন পর্যন্ত ভাতা পায়নি বা এই জাতীয় যে বিষয়গুলো, সে এই সকল প্রতিশ্রুতি দিতে পারে। সে ঘরে, ঘরে চাকুরি দিবে, আম আম এই গ্রামের পিশ পাশে বড় একটা এরম কলেজ তৈরি করে দিবে। এ এ ধরনের প্রস্তু মানে, প্রতিশ্রুতি না দেওয়াই উত্তম। যে বাড়ির আপনাদের গ্রামের ভিতর দিয়ে আমি হাইওয়ে রাস্তা করে দিবো। তো এই কথাগুলো শুনেই তো বুঝা যাচ্ছে যে তার এই প্রতিশ্রুতিগুলো মিথ্যে বা হচ্ছে ভণ্ডামি। এছাড়া, এই ধরনের মানে প্রতিশ্রুতি হা আপনি এ খেয়াল করবেন, এই ধরনের প্রতিশ্রুতিগুলো আমাদের প্রথমের দিকেই রিজেক্ট করে দেওয়া দরকার যে, ভাই আপনি যে প্রতিশ্রুতি দিচ্ছেন, আমরা এইটাতে হতাশ। আমরা আপনার এই প্রতিশ্রুতি নিয়ে আপনাকে আমার মত দিতে পারতেছি নে। তাহলে সে বুঝতে পারবে যে আমি এই এর জন্য যোগ্য প্রার্থী নই। আ সে নিজেই পিছপা হয়ে যাবে।
জ্বি। হুম। জী। হুম। জী। হুম। জী। হুম। জী। হুম। জী। হু। জী। হুম। জী। হুম। জী। হুম। জী। হুম। অবশ্যই, আপনি একদম জী। জী জী। অবশ্যই। হুম, আপনি একদম সঠিক কথা বলেছেন। জী। হুম। হুম। জী। হুম। জী। হুম। জী। জী। এক্ষেত্রে আপনার সাথে আমি দ্বিমত পোষণ করছি, কারণ হচ্ছে যে, আ যখন রাজনীতিবিদ একজন আ যারা রাজনীতিবিদ, আমরা যখন তাকে সরাসরি তার মুখের উপর বলবো, অ্যা কিংবা হচ্ছে আ যা একটা যে আস্থা ভোট হয়, সেটা আমাদের বাংলাদেশে হয় না, বিদেশে হয়। তো এইক্ষেত্রে কিন্তু এই সেই সিস্টেমটা নাই এবং তাদের মুখে বলারও আমরা কিন্তু সাহস রাখি না। তো সরকারের কাজের সাথে যদি রাজনৈতিক যে প্রতিশ্রুতিগুলি আছে, সেগুলি যদি সামঞ্জস্য থাকে, তাহলে কিন্তু আমরা যারা সাধারণ মানুষ আছি, আমাদের যে জনগণের যে আস্থা, সেটা কিন্তু বৃদ্ধি পায়। এবং আ এর ফলে যে সরকারের প্রতি আমাদের যে সাধারণ মানুষের সমর্থন, সেটা কিন্তু আরো জোরদার হয়। এবং যে আমাদের যে সামাজিক স্থিতিশীলতা এবং যে দুর্নীতি, সেটাও কিন্তু নিয়ন্ত্রণ করা সম্ভব হয়, এবং যে আমাদের যে আন্তর্জাতিক অঙ্গনে যে একটা আ উ উন্নত ভাবমূর্তি, সেটা কিন্তু আ প্রতিষ্ঠিত করা সম্ভব হয় যদি সরকার এবং আ যে সরকারের কাজের সাথে যে রাজনৈতিক প্রতিশ্রুতিগুলি আছে, সেগুলো যদি মিলেমিশে আ একাকার করে তারাও আ আ তৈরি করতে পারে, তাহলে কিন্তু আমাদের যে আস্থা, সেটা কিন্তু বেড়ে যাবে। তা আপনার সাথে এ বিষয়ে কথা বলে খুবই ভালো লাগলো। পরবর্তীতে আবার নতুন কোনো বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি, ধন্যবাদ। জী।
আপনার কী মনে হয়? জী। হ্যাঁ। হু। হু। জী। জী। হ্যাঁ। জী। জী। জী। হ্যাঁ। ঠিক বলেছেন। হ্যাঁ। জী। জী। হ্যাঁ। জী। জী। অ্যা হ্যাঁ। আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। রাজনীতিতে শিক্ষিত এবং মার্জিত ভদ্র মানুষের আবির্ভাব ঘটুক। দেশ উত্তোরত্তোর এগিয়ে যাক। আ শুভকামনা।
হুম। জী। হুম। অবশ্যই।
সবাইকে আ রাজনীতিতে অংশগ্রহণ করে
হুম।

হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। একটা বিষয় লক্ষ্য করেন যে আমরা আ যাদের কাছ থেকে প্রতিশ্রুতিগুলো পাই বা নির্বাচনের সময় যারা আমাদের কাছে আসে, আমরা একটা জিনিস খেয়ালই করি না যে তাদের শিক্ষাগত যোগ্যতা কোথায়। আমরা কিন্তু অ নির্বাচনের পূর্ব মুহূর্তে যে প্রার্থীগুলোকে বেছে নেই তাদের শিক্ষাগত যোগ্যতাটাও আমাদের যাচাই করা দরকার। আপনি খেয়াল করে দেখবেন যে অনেক ব্যক্তি আছে যারা রাজনীতির মধ্যে অংশগ্রহণ করেছে বা রাজনীতি করে। তাদের অনেকে রাজনীতি বা মানে রাষ্ট্র যে নীতি সেটা সে জানে না। এমনকি সে রাষ্ট্রবিজ্ঞানটা ঠিকমতো পাঠই করেনি। তো যার মধ্যে রাষ্ট্রবিজ্ঞানের পাঠ নাই সে রাজনীতিতে অংশগ্রহণ করল কিভাবে? এই এই প্রশ্ন থেকেই যায়। তো আমরা আমাদের এ বিবেক বিবেচনা দিয়ে আমরা আমাদের ভোট বা আমাদের এ নৈতিকতা আ খেয়াল রেখে নির্বাচনে অংশগ্রহণকারী ও যোগ্য প্রার্থী বেছে নিবো। এর মাধ্যমে আমরা আমাদের এলাকার উন্নয়নের কাজগুলোও ও কাজ করা প্রয়োজন। আ অ যেগুলো আমাদের আ এলাকায় দীর্ঘদিন ধরে অবক্ষয়ের মধ্যে পড়ে আছে বা আমরা রাজ সামাজিকভাবে পিছিয়ে আছি তাদেরকে আমরা এই বিষয়গুলো তুলে ধরব। তারা এই বিষয়গুলো তাদের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কো অ মত বিনিময়ের মাধ্যমে বাজেট নিয়ে আসবে। এবং আমাদের কিছুটা হলেও কাজ করে। এই বিষয়গুলো আমার মনে হয় যে প্রতিটি রাজনৈতিক আ যারা এ ভোট প্রার্থী বা যারা ভোটের পরে নির্বাচিত হয় তাদের এই জনগণের এই খেয়ালগুলো রাখা দরকার।
হুম। জ্বী। হুম। জ্বি। হুম। হুম। হুম। জ্বী। হুম। জ্বি। হুম। জ্বী। হুম। জ্বি। হুম। জ্বি। হুম। জ্বি। হুম। জ্বী। হুম। জ্বী। হুম। জ্বী। হুম। জ্বী। হুম। জ্বি। হুম। জ্বি। হুম। জ্বি। হুম। জ্বি। হুম। জ্বি।